বাহ! বেশ চমৎকার। আসলে আ সেও আরকি মোটিভেট হলো একটু আসলে জানতে পারলো যে, ট্রিকস গুলো কি, কিভাবে ফলো করা যায়। তো এই যে, আ ভুল তো আপনি একটা করেছিলেন, এটা ভুল বলা যায় না। কিন্তু তবুও একটা ভুলের মধ্যেই পড়ে। তো এখানে আমি একটা ছোট্ট বিষয় আপনার কাছে একটু জানতে চাইব যে, এই যে, আ ভবিষ্যতে যদি এই সেম কাজটা আবার কোনো কারণে বা অতিরিক্ত পড়ার চাপে যদি চলে আসে যে, না পড়া কমপ্লিট হয়নি আমি রাতে পড়ব। এই যে, ভুলটা যদি আবার ফিরে আসে আপনার মাঝে তো আপনি এটা কিভাবে আটকাবেন একটু শর্ট করে বলবেন?
হ্যাঁ, হ্যাঁ। ঠিক। ভুল হ্যাঁ, ভুল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সত্যি বলতে কখনো আসবে না, আমার এতটুক আরকি বিশ্বাস আমার মধ্যে আছে মানে যেটা বললাম যে, এত লজ্জার একটা সময় ছিল মানে SSC ফেইল এটা আরকি আমার জীবন থেকে প্রায় ১ টা বছর আমার সম্পূর্ণ উধাও হয়ে গেছে। দেখা গেলো শুধু ১ টা সাবজেক্ট এর জন্য এবং যেটা আমি পারতাম। তো ওই কারণে আমি তখনই মানে ওই আমার SSC এর পরবর্তীতে আমি এটা ডিসিশন নিছি যে, জীবনে যত যাই হোক যেটা আমি একটু আগে বললাম যে, মানে যদি এমনও হয় যে, আমি পড়াশোনা করিই না একেবারে তারপরেও আমি সারা রাত পড়ব না। মানে এই ভুলটা আর হতেই পারবে না। এমন একটা আমি ডিসিশন নিয়ে রেখেছি আগে থেকেই।
হ্যাঁ। কনফিডেন্স আছে। <chuckles> ও আচ্ছা। হ্যাঁ। বুঝতে পেরেছি। হুম। এই ভুলটা করব না আর। বাহ! বাহ! বেশ চমৎকার ভাবেই কিন্তু আসলে বললেন যে, এই যে, আপনার পরীক্ষায় রাত জেগে পড়া, তারপর দেখা যাচ্ছে যে, আপনি আ পড়া স ঠিকই কমপ্লিট করলেন কিন্তু পরীক্ষায় গিয়ে আসলে লিখতে পারলেন না। এই যে, এখান থেকে একটা উপলব্ধি। তারপর মেন্টর হিসেবে আপনার স্যার একটা মানে উপদেশ দিলো যে, "এইটা তুমি ভুল করছ।" ভুলটা ধরাই দিলো আরকি। তো এই যে, এতকিছু বিষয় আপনি সুন্দরভাবে আসলে <chuckles> উপস্থাপন করলেন অনেক সুন্দরভাবে প্রাণবন্ত ভাবে। তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ, হ্যাঁ। ঠিক। ঠিক। হ্যাঁ, হ্যাঁ ঠিক। হ্যাঁ, হ্যাঁ ঠিক। হুম। সত্যি বলতে আপনার সাথে এই কথাগুলা শেয়ার করা অনেক ভালো লাগলো। এগুলা সাধারণত শেয়ার করা হয় না। কারণ লজ্জার যেহেতু একটা জিনিস যে, ফাইল করেছি জীবনে এটা খুবই লজ্জার একটা জিনিস থাকে। সবাই সবার সাথে শেয়ার করতে পারে না। আপনার সাথে শেয়ার করলাম, শেয়ার করে খুবই ভালো লাগলো। মনটাও একটু হালকা হল আরকি। অনেক দিনের কথা যেহেতু ছিল। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। <chuckles>

বুঝতে পেরেছি। আসলে একটা রেস্ট নিয়ে আসলে দেখা যাচ্ছে যে, আ মানে যদি আবার ট্রাই করা যায়? সেক্ষেত্রে, আসলে বেশ ভালো হয়। তো এই যে, আরেকটা জিনিস আমি এখানে জানতে চাই যে, আপনি যে, এইযে, যে, এই ট্রিক টা বা এই জিনিসটা যে, ফলো করলেন আপনি একটা ভালো একটা মানে, পরবর্তীতে ফিডব্যাক হয়তো হয়তোবা পাইছেন। তো ও সেক্ষেত্রে এই যে, আ দিনের বেলায়; রাতের পড়া আপনি সাপোর্ট করেন। কিন্তু দেখা যাচ্ছে যে, অধিরিক্ত অতিরিক্ত বা পরীক্ষার আগে এটা না করাই বেটার। তো এই যে, এই বিষয়গুলো তো আপনি জানলেন। পরবর্তীতে কি আপনার ছোট ভাই বা এলাকার বড় ভাই, ছোট ভাই যারা আছে তাদের যাদের সাথে ব বেশি পিরিচ পরিচিত, তারে তাদেরকে কি কখনো আপনি শেখানো ট্রাই করছেন যে, "এইভাবে, এভাবে করো। এভাবে করিও না, তাইলে এই সমস্যা হয়।" করছিলেন কখনো?
হ্যাঁ, হ্যাঁ, ঠিক। ঠিক। উ জ্বী। হুম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সত্যি বলতে এটা আমার ইউনিভার্সিটি লাইফ এই হয়েছিল। তো আমি যখন এসএসসিতে ফেইল করলাম, তারপরে তো আমি এটা পরিবর্তন করলাম। করার পরে ওই যে, যেটা বললাম যে, আমি যেহেতু আমার অভ্যাসটা গড়ে তোলার জন্য আমি ১ ঘণ্টা পড়তাম এবং তারপরে ১০ মিনিট হয়তো রেস্ট নিতাম বা ফোন টিপতাম। তারপর আবার ১ ঘণ্টা পড়তাম। এটা শুরু করলাম। রাতে না পড়ে দিনের বেলা। তো ইউনিভার্সিটিতে যাওয়ার পরে যেটা হয়েছিল, আমি যখন First সেমিস্টারে আমাদের পরীক্ষা হয়, রেজাল্ট দেয়। তো আমার 1First সেমেস্টার যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছিল, ফরচুনেটলি। তো ফরচুনেটলি বলতে, পড়াশোনা করেছিলাম আরকি। ওই যে, ওই সেম রুটিনটাকে ফলো করেছিলাম। আমার একটা বন্ধু ছিল যার আরকি এই পড়াশোনাটা, তার রেজাল্ট টা ভালো হয়নি। সে যেটা করত সে হলো সারা মাস কিছু ক পড়তো না, মানে সারা সেমেস্টার কিছু পড়তো না। ওই পরীক্ষার আগের রাত্রে সব পড়বে। মানে অনেকেই এটা হয় যে, পরীক্ষার আগের রাত ছাড়া হ্যাঁ, পরীক্ষার আগের রাতে বন্ধুদেরকে মেসেজ দেওয়া শুরু করে। মানে পরীক্ষা হয়তো সকাল ১০ঃ০০, তারা রাতের ১২ঃ০০ বাজে সবাইকে মেসেজ দেয় যে, "এই কালকে কি পরীক্ষা? সিলেবাসটা কি? পাঠা।" এমন অনেকের হয়। তো ও ছিল ওরকম। ওর যখন রেজাল্ট টা খুবই বাজে হয়, তখন ও আমার সাথে এক দিন এ বসে। বসার পর ওর একটি আরকি যেহেতু খারাপ লাগতেছিল, ও ওইটা শেয়ার করে শেয়ার করার পরে বলে যে, "তোর রেজাল্ট টা কিভাবে ভালো হলো বা তুই কি জিনিসগুলো অনুসরণ করো?" হ্যাঁ, হ্যাঁ। তখন আমি ওকে বললাম যে, "তুই তাহলে কিভাবে পড়স বা কি করস?" তখন ও বললো যে, "আমি তো পরীক্ষার আগের রাতে সব পড়ে গিয়েছি। পরে ২ ঘন্টার একটা ঘুম নিয়ে;" ও আবার ঘুমায় নাই, এমন না। ও ২ ঘন্টা ঘুম নিয়ে, তারপর পরীক্ষা দিতে গিয়েছিল। তখন আমি ওকে শেয়ার করলাম আমার এসএসসি'র ঘটনাটা যে, "আমার এমন, এমন হয়েছিল। তারপর আমি এটা সম্পূর্ণ পরিবর্তন করে, এখন দুপুরে এটা আনার চেষ্টা করেছি।" তারপর ওকেও বললাম যে, "তুইও এটা চেষ্টা করতে পারোস।"
হ্যাঁ। আচ্ছা। <chuckles> হ্যাঁ। হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ। হুম। আচ্ছা, দারুন! <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম। আগেই সবকিছু কমপ্লিট করে রাখে। <chuckles> বুঝতে পেরেছি। হ্যাঁ। "একটু আমাকে জানা।" <chuckles> বুঝতে পেরেছি। হুম, বাহ্! বাহ! চমৎকার!

আচ্ছা, সত্যি বলতে আমার সবচেয়ে বড় ভুল যদি আমি কখনো বলতে যাই যেটা আমার এখনো মনে হয় যে এই জিনিসটা নিয়ে এখনো আমি মানি আমার অনেকক্ষন অনেক সময় মনে পড়লে আমার মন খারাপ হয়ে যায় সেটা হল আমার SSCর সময় মানি ক্লাস 10 এর যে বোর্ড পরীক্ষা ওই এক্সামে আমি আমার একটা সাবজেক্ট এ ফেইল করি। ফেইল করার কারণ কিছু ছিল। এ যে কারণটা ছিল আমি জানি কি কারণটা ছিল। বলতেসি এটা থেকে যখন ফেইল করলাম, ওইটা আমার খুবই একটা বড় একটা ভুল ছিল যে আমি ওই ভুলগুলো কেনো করলাম? আমি যদি বলি যে মানি কেনো আমি ফাইল করেছিলা্‌ সেটা হলো আমি রাতের বেলা আমার অঙ্ক পরীক্ষা ছিল। মানি পরের দিন আমার অঙ্ক পরীক্ষা। তো আমি সারারাত বসে অংক করসি। মা্নে অংক প্র্যাকটিস করসি। এত বেশি আরকি জোশ ছিল হ্যাঁ, একেবারে পুরো রাত মানে আগামীকালকে আমার পরীক্ষা। কিন্তু আমি সারারাত বসে আরকি অংক করসি। আমি চিন্তা করসি যে অংক যদি করি, দেখা গেল পরীক্ষা হলে গেলে যেহেতু প্র্যাকটিস করা আছে অনেক বেশি। তো সাথে, সাথে অংকগুলো ধরতে পারবো এবং লিখতে পারবো। কারণ অংক ধরার যে বিষয়টা এটা একটা ইম্পোর্টেন্ট একটা জিনিস। ভালো কথা আমি সারারাত করলাম। করার পরে যখন পরের দিন পরীক্ষায় গেলাম তো আমি বুঝতে পারলাম যে আমার রাতের যে আমি এই স্টাডি যেটা নিয়েছিলাম বা এই সিদ্ধান্ত নিয়েছিলাম এটা ভুল ছিল। কেনো এ ভুল ছিল? কারণ পরীক্ষার হলে গিয়ে দেখলাম যে আমার অনেক বেশি ঘুম আসতেসে। মানে আমি চেষ্টা করেও পারছি না যে হ্যাঁ চেষ্টা করেও পারছি না। ঘুম, ঘুম ভাব না আমার ঘুম আসতেসেই। ভাব হলো ধরেন আলাদা যে চাইলে একটু ভাবটা দূর করা যায়। এটা হলো একেবারে রিয়াল ঘুমই আসতেসে। যেহেতু সারারাত ঘুমাইনি। মানে আমি কোনোভাবেই পারতেসি না যে চোখটা খুলে রাখবো হ্যাঁ?
হ্যাঁ। আচ্ছা। আত ওহহো! ব্যাড লাক! হ্যাঁ, হ্যাঁ। অবশ্যাই। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। মানে পুরো রাত। আচ্ছা, আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। হ্যাঁ, তা তো অবশ্যই। ও। ঘুম, ঘুম ভাব। ওহহো! আচ্ছা, আচ্ছা। তো এখানে একটু ইন্টারাপ্ট করি আপনাকে। একটু ইন্টারাপ্ট করি আপনাকে যে এখানে আ আপনার পরীক্ষাটা আসলে কি ছিল? মানে গণিত পরীক্ষা না অন্য পরীক্ষা ছিল। ওই গণিত পরীক্ষার দিন আপনে ও সারাতের জন্য আসলে অঙ্ক করেছিলেন আপনি বুঝতে পেরেছি তারপর কি হলো?
গণিত পরীক্ষাই ছিল। হ্যাঁ, হ্যাঁ গণিত পরীক্ষা ছিল মানে আমার সব শেষ হইসে আমার শেষ অঙ্ক সব করা শেষ আমি পারিও। জাস্ট সারারাত হলে আমি প্র্যাকটিস করসি আরকি। আমার কাছে মনে হয়েছিল যে প্র্যাকটিস যদি করে যাই পরীক্ষা হয়তো হেল্প হবে জিনিসটা। তো ওইটা সারারাত করসি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ পরীক্ষার হলে গিয়ে এই সমস্যাটা একবারে হয়। পরীক্ষা হলে ঢোকার পর দেখা গেল ১ম ১৫ মিনিট তখন তো খুব এনার্জেটিক ছিলাম। তারপরে কি হলো বুঝলাম না হঠাৎ করে আমার এত ঘুম আসতেসে মানে ছোটবেলায় আমরা Tom and Jerry দেখি না ওইটাতে ওই যে টম যেমন অনেক সময় লাঠি দিয়ে রাখে চোখে। মানি এত বেশি ঘুম আসতেছে চোখে লাঠি দিয়া রাখে লাঠিও ভেঙে যায়। আমার কাছে মনে হয়েছিল তখন এমন। কেউ যদি আমার ২ চোখ ধরেও রাখে ওই ২ চোখ হয়তো পইড়া যাবে। এত বেশি ঘুম আসতেসিল। ওইযে ঘুম আসতেসিল আমি একটা অংক মানে যে অঙ্কটা আমি বাসায় করে আসছি, ওইটা আমি বইসা, বইসা বুঝতেসি না কিভাবে করা যাবে। কারণ আমার মাইন্ড তো একেবারেই মানে ডাল হয়ে আসে দেখা গেল এক অ আমার ব্রেইন ঘুমাইয়া গেসে এমন। শুধু চোখগুলা খোলা এমন একটা অবস্থা। তখন ওই পরীক্ষায় এই কারণটাতে ওই পরীক্ষাতে ফেল করি। এটা ছিল আমার অনেক বড় একটা ভুল আরকি সারারাত পড়াটা।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তাড়াতাড়ি করতে পারবো আরকি এরকম কিছু একটা। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, ওঠো, ওঠো, ওঠো। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ। <chuckles> চোখগুলো খোলা। এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছেন, হুম। আচ্ছা, ঠিক আছে আমি বুঝতে পারলাম যে আপনি ওখান থেকে আসলে একটা ভুল করছেন যে সারারাত জেগে পড়ার যে বিষয়টা আ সেটা দেখা যাচ্ছে আপনার একটা ইফেক্ট পড়সে যে আপনি ভালোর জন্যে করতে গেছেন এটা হিতে বিপরীতটা ঘটসে যে আপনার ঘুমটা নষ্ট। ঘুমটাই আসলে কেড়ে নিছে আপনার পরীক্ষার যে আ সময়টা। তো এখানে আমার একটা প্রশ্ন এইযে এখান থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করলেন যে আসলে আপনি এইযে পরীক্ষাটা দিলেন, এইযে ঘুমালেন রাত ভরে অঙ্ক করলেন। এখান থেকে আপনার শিক্ষাটা কি পাইলেন?
হ্যাঁ, হ্যাঁ, ঠিক। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।

বুঝতে পেরেছি। মানে ধীরে, ধীরে এটা আসলে আপনি আপগ্রেড করছেন। ধীরে, ধীরে ওটা চেঞ্জ করার ট্রাই করছেন। তো আসলেই আপনি চমৎকার বললেন। কিছু, কিছু জিনিসের আসলে একটা ট্রিক থাকে। তারপর দেখা যাচ্ছে কিছু জিনিস আসলে বু নিজেই বুঝ বুঝা যায় যে, আসলে এটা ভুল হচ্ছে কিনা। যেমন আপনি রাত জেগে পড়ছিলেন পরবর্তীতে এটা রিয়ালাইজ করতে পারছেন, আপনার পরীক্ষায় একটা ইফেক্ট পড়ছে। তো এইযে এত পরাব পরবর্তীতে কিন্তু আপনি আ নতুন একটা রুটিন তৈরি করলেন যে, না আর পড়া যাবে না। তো আ সেক্ষেত্রে আমি একটা জিনিস জানতে চাবো। আপনি আসলে কিভাবে বুঝেন যে, সত্যিই আপনি পরিবর্তিত হচ্ছেন বা পরিবর্তন হচ্ছেন? নাকি এটা শুধুমাত্র সময়ের পরিপ্রেক্ষিতে বা সময়ের আ ধারা অনুযায়ী যে, না আমাকে এই পরীক্ষা পাস করতে হবে এজন্য একটা ভান ধরছেন কিনা এরকম মনে হয় নাকি মাঝে, মাঝে?
হ্যাঁ, হ্যাঁ, ঠিক। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। এটা সত্যি বলতে আমার লাকেরও একটা বহিঃপ্রকাশ ছিল এবং লজ্জারও একটা কারণ ছিল। যেহেতু ফেইল করেছি মানে মানুষের জীবনে ফেইল এমন একটা জিনিস এবং বোর্ড পরীক্ষাটা এত ইম্পোর্টেন্ট একটা পরীক্ষা যেখানে দেখা যায় যে, যদি আপনি ১ মার্কেটের জন ১ মার্কের জন্যও কোনো সাবজেক্ট ফাইল করেন, আপনার একটা বছর সম্পূর্ণ বসে থাকতে হয়। একেবারে সম্পূর্ণ ১ টা বছর বসে থাকতে হবে ওই একটা মার্ক এর জন্যে। তো আমার ক্ষেত্রে এমন হয়েছিল সম্পূর্ণ একটা বছর বসে থাকতে হইছে। তো আমার ক্ষেত্রে এই জিনিসটা রাগের ছিল এই কারণে কারণ আমি জানি আমি সব শেষ করেছি মানি অংক সব পড়া হইছে। মানি আমার ক্ষেত্রে রাগটা হয়তো থাকতো না। হ্যাঁ, রাগটা থাকতো না যদি এমন হইত যে, আমি তো জানি যে, আমি পড়ি নাই তো ফেইল করব স্বাভাবিক। তো রাগের কি আছে? এমন যদি হইতো তাহলে আলাদা। আমার ক্ষেত্রে আমি জানি যে, আমি সব করেছি হ্যাঁ, হ্যাঁ। আমি জানি যে, আমি সব করেছি এবং সব পারিও। কিন্তু পরীক্ষা হলে গিয়ে আমি ওইযে করতে পারি না আমার ভুলটার কারণে। তো ঐখানে একটা রাগ ছিল এবং একটা লজ্জার জিনিসও ছিল যে, ওইযে আমার ফ্রেন্ডসদের থেকে আমি এখন ১ বছর জুনিয়র হয়ে গেছি বলতে গেলে। যদিও তারা কখনো হ্যাঁ, তারা কখনো আমাকে মানি সরাসরি কোনো ধরনের লজ্জা দেয়নি বা গালমন্দ করেনি। কিন্তু নিজের মধ্যে একটা থাকে হ্যাঁ। স্বাভাবিকভাবে যে, আমার বন্ধুদের থেকে আমি ১ বছর নিচে এসে পড়লাম। ওরা এখন হয়তো ইন্টার এ পড়বে আমি এখনো ওই 10 এই পড়ে থাকবো। ওই জিনিসটা ছিল ওইটার কারণে আমার এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল।
<chuckles> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম, কষ্ট। <chuckles> আচ্ছা, আচ্ছা। <chuckles> বুঝতে পেরেছি। কমপ্লিট করেছেন আরকি। এখানে আফসোস আপনি পড়ছেন। <chuckles> বুঝতে পেরেছি জিনিসটা। হ্যাঁ। হ্যাঁ, এটা তো খারাপ লাগার কথাই। <chuckles> আচ্ছা, আচ্ছা। কিন্তু তবুও নিজের একটা খারাপ লাগছে। হুম, বুঝতে পার উম বাহ! চমৎকার বললেন।